হ্যাঁ। আ বিশেষ করে মানে ব্যাহ এমন কোন person বা ৩য় কোন ব্যক্তি নিয়ে যদি সম্পর্কে মিথ্যা বলা হয়, তখন আসলে ওই বিষয়টা মেনে নেওয়া যায় না। মানে তখন ওই যে ম্যা সম্পর্কের ভিতরে আ একটা ভয় হারিয়ে যাওয়ার একটা ভয় আ তৈরি কিন্তু হয়, তাই না? এবং হচ্ছে এইটা পুরোটাই আপনি এই যে যেমন এতদিন আপনি আপনার girlfriend কে ব মানে যেভাবে বিশ্বাস করেছেন, এখন কিন্তু সেভাবে করবেন না। কারণ আপনি জেনে গিয়েছেন যে already সে আপনার কাছে মিথ্যা বলেছে। এরকম হয়তো সন্দেহ জাগবে যে আরও হয়তো সে মিথ্যা বলে, তাই না?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। আরেকটা বড় বিষয় হয়ে যায় যে যখন হচ্ছে তা আপনার মিথ্যা কথা, দেখেন আপু আমরাও তো মিথ্যা কথা বলি, এমন তো না যে মিথ্যা কথা বলি না। ভাবেন আজকে একটা dress পরেছে যে আমা আমাদের বাইরে যাওয়ার কথা, আমাদের পছন্দ হয়নি। ঠিক আছে? হয়, মানে ভালো লাগছে না আমাদের কাছে। মন ভালো করার জন্য। হ্যাঁ, বা, বা সুন্দর লাগছে তোমাকে অনেক, ঠিক আছে? তারপর হচ্ছে মানে আজাইরা তো মানে আজাইরা ঝামেলার ভিতর তো ঢুকার দরকার নেই সত্যি কথা যেটা। ঠিক আছে? But এটাতে তো দেখা যায় যে সে যেভাবে নিজেকে রাখছে, যে এতটুক বলাতে যে সে নিজেকে যে এভাবে রাখছে, ওইটাতে দেখা যায় যে তার একটা confidence বাড়ছে। সেটা দেখে হচ্ছে সে হচ্ছে আরও সুন্দরভাবে নিজেকে রাখছে। ওটাতে দেখা যায় যে আরও বেশি ভালো লাগছে, না? কিন্তু আমার কথা হচ্ছে যে এত বড়, বড় যখন মিথ্যা কথা হয়, তখন দেখা যায় যে মানে সম্পর্কই নষ্ট হয়ে যায় আসলে সত্যি কথা বলতে গে
হুম। হ্যাঁ। হ্যাঁ। তারপর মন মন ভালো করার জন্য। অ্যা হ্যাঁ। অ্যা হ্যাঁ। সত্যি। হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আসলেই সত্যি। এটা আসলে সম্পর্কের জন্য অনেক ক্ষতিকর হয়ে দাঁড়ায়। অ্যা মা আর মিথ্যা কিছু, কিছু সময় মিথ্যা আসলে ভালো উদ্দেশ্যে যদি বলি। যেমন ধরেন এই যে আপনি বললেন একটা যে dress পড়েছে হয়তো ভালো লাগছে না, আপনি বলে দিলেন "হ্যাঁ ভালো লাগছে।" আমার ক্ষেত্রে হয়েছে কি? আমার boyfriend কে আমাবা আমার যা পছন্দ আমার boyfriend হচ্ছে তার বিপরীত। মানে তার যা পছন্দ আমার পছন্দ না। কিন্তু অ্যা আমি আমার তো সেই মানুষটাকে পছন্দ। তো হয়তো আমার তার ব্যা যেগুলো ভালো, লাগে আমার ভালো লাগে না। কিন্তু আমি সেক্ষেত্রে adjust করে নেই। না মানে বলি যে "হ্যাঁ আমারও ভালো লাগছে এটা।" মানে কোথাও আ সে একটু আ gaming বেশি পছন্দ করে, আমার একদমই পছন্দ না। তো আ game টেম খেললে তখন আমি বলি যে "হ্যাঁ ঠিক আছে আমারও তো পছন্দ।" কিন্তু আসলে আদৌ আমার পছন্দ না। <chuckles> এখন এটা আমার মনে হয় সম্পর্কের ভেতরে adjust অনেক গুরুত্বপূর্ণ। এবং অ্যাম এই মাঝে, মাঝে কিছু মিথ্যা ভালো উদ্দেশ্যে বলা প্রয়োজন আছে, এতে সম্পর্কগুলো মধুর হয়। কিন্তু এর মানে এই না যে এমন কোন মিথ্যা বলব যেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তাই না?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হতেই পারে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। <chuckles> হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ঠিকই বলছেন। হ্যাঁ, হ্যাঁ।